জ্বি, জ্বি, জ্বি।
উ বাংলাদেশে তো মানসিক অসুস্থতা এই ব্যাপার এই টার্মটা আসলে গ্রহণযোগ্যতাই নেই। তাই নাকি?
হু, হু। জ্বি, একদমই না।
মানে <chuckles> মানসিক অসুস্থতা বলতে যে কিছু একটা আছে, আমরা কি কখনো স্কুল লাইফ এ শুনছি বা আমরা কলেজ লাইফ এ কি? তাহলে, তাহলে আমরা জানব কীভাবে মানসিক অসুস্থতার ব্যাপারটা আছে কি? উম কি আশয়-বিষয়।
কখনোই না। হ্যাঁ, সেটাই মানে এই জিনিসটা হয় কি যদি দেখেন যে অন্য সব কান্ট্রিতে কিন্তু ওরা আসলে এই জিনিসটাতে প্রচুর পরিমাণে একটা সাপোর্ট করে বা ওরা চেষ্টা করে যে এই জিনিসটাতে এত ব বেশি ফোকাস করার। কিন্তু বাংলাদেশে দেখবেন আমাদের দেশে মানে এটা নিয়ে একটা গাছাড়া ভাব। সবার মনে হয় যে মানসিক অসুস্থতা যদি এটা বলতেও যাই, তখন আসলে তারা মনে করবে আমি পাগল বা ইচ্ছে করে করছি এইসব জিনিস বা ওন অনেক এই থাকে হয়তো আমি কাজে ফাঁকি দিচ্ছি, এইসব জিনিস আসলে কিন্তু তারা মনে করে।
হু, হু। উ হু। উ হুম। হু। অবশ্যই। জি। হু, হু। এক্সাক্টলি। হু, হুম।